আচ্ছা, বেশ। তো উৎসব বা পার্বণে একটা সিজনাল খাবার কিন্তু স্থান থাকে। একটা কিন্তু খাবারগুলো তখন অন্যরকম থাকে। যেমন নবান্ন বলেন, পহেলা বৈশাখ যদি বলেন, আ বা আপনার ঈদের সময় যদি বলেন। আ সে এই সময়টাতে আপনারা কি বিশেষ কিছু স্মৃতি আছে, রান্না নিয়ে বা খাবার নিয়ে?
হুম, হুম। হুম। হ্যাঁ, এই যে আর আসলে পয়লা বৈশাখে তো যেটা হয়, যে আমরা তো সকালটা আসলে চেষ্টা করি যে, বাসায় সবাই মিলে একসাথে শুরু করার। কারণ এরপরেও তো সবাই কম বেশি আমরা বাইরে যাচ্ছি, ঘুরছি ফ্রেন্ডদের সাথেও আছে। কিন্তু সকালটা চেষ্টা করি একসাথে, at least breakfast টা যাতে করার। কিংবা যদি সেটি কোনভাবে, একান্তভাবে যদি মিস হয়ে যায়, তখন দেখা যায় যে এ রাতে at least ইয়ে, মানে কোন না কোন একটা বেলা হচ্ছে গিয়ে বাসায় সবাই মিলে একসাথে বসে যেইটা থাকে হুম, হুম, খাও-দাও, আড্ডা দাও।
হুম। হু। হুম। খাওয়া-দাওয়া করে থাকেন। তো ঐ সকালে খাবারটা আসলে কি রকম হয়ে থাকে নাস্তাটা?
উম সকালবেলা যেটি হয়, সবসময় দেখে আসছি আম্মু হচ্ছে গিয়ে, আমরা যেটা করি, আ ৭, ৮ রকমের ভর্তা থাকে। সেই সাথে হচ্ছে ইলিশ মাছ ভাজা থাকছে, আ পান্তা ভাত থাকছে, কিংবা গরম ভাতও আসলে থাকছে। দেখা যায় অনেকে গরম ভাত খাচ্ছে। গরম ভাতের সাথে আসলে, পান পানিটা দিয়ে ঐটাকে পান্তা ভাত বানায় ফেলছি। আ জিনিসটা এরকম। আর পরবর্তীতে দেখা যায় যে ঐ যে পোলাও, রোজ, বিরানি কিংবা অন্যান্য যে, traditional খাবার, সেগুলোই আসলে খাওয়া হয়।
হুম। আচ্ছা। হুম। <chuckles> জি। জো তো আপনার ঐ যে লোকালয় যে জায়গাটা পুরান ঢাকা হিসেবে বিরানিটা মাস্ট থাকতেছেই, কোন একটা উৎসবে, যেকোনো উৎসব হোক, পয়লা বৈশাখ হোক। আর যদিও পহেলা বৈশাখের tradition টা হচ্ছে যে পান্তা ভাত, ইলিশ মাছ, ভর্তা বা বড়া ভাজা এগুলো থাকে। কিন্তু আ আপনাদের signature dish মেইন হচ্ছে বিরানি, এবং এটা থাকতেই হবে হ্যা যেকোন একটা উৎসবে, না কি?
উম হুম। হ্যাঁ। মানে ঘুরে-ফিরে ঐ ১ টা পদ আছে, থাকেই। হু, হু। <inhales> হ্যাঁ, আসলে, দেখা যায় যে মাছ-টাছ, ভর্তা সবই থাকে। কিন্তু যখন আপনার বাসায় একটা গেস্ট আসবে, শুধুমাত্র তো সেটি দিয়ে আসলে অ্যাপ্যায়ন করা যায় না। জিনিসটা একটু আ মানে কেমন হয় কিংবা আমাদের কাছে আসলে জিনিসটা কেমন জানি লাগে যে, আসলে আমি শুধুমাত্র ভর্তা, মাছ দিয়ে কিভাবে অ্যাপ্যায়ন করি? তো সেই ক্ষেত্রে দেখা যায়, যেহেতু আমরা জানি যে, আমাদের বাসায় গেস্টরা আসবেই, mandatory. উম কারণ আমার চাচা, মামা, খালা, ফুফুরা সব অ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। যে, যেই আসুক, at least বাচ্চারা তো যেটি হয় যে, ভর্তা-টর্তা এগুলো তো একদমই পছন্দ করে না। বাচ্চারা খেতেও পারে না, যেহেতু spicy তো সেই চিন্তা করেই আসলে সবভাবে আ arrangement টা থাকে, যাতে যে কেউ আসলেই আ পছন্দ মতো, preference মতো আসলে খেতে পারে। যার ইচ্ছা হবে সে পান্তা ভাত এগুলো খাবে, আর যার ইচ্ছা হবে সে পোলাও, রোস্ট।
হুম। আচ্ছা। আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ। তো মাংস রাখতেই হয়, সে ক্ষেত্রে আরকি। <chuckles> হুম। হ্যাঁ। তো সেক্ষেত্রে ঘরোয়া ভাবে একটা buffet system করে দেন নাকি? <chuckles>
আসলে করা হয়। কারণ, পুরান ঢাকাতে দেখবেন আপনার, মানে হচ্ছে at least তো ৭, ৮, ১০ পদ তো থাকবেই। মানে এর কম হলে বলা যায় যে, একটু prestigial issue তে চলে আসে যে, ও একটু কম আপ্যায়ন করছে, কিপটামি করছে।
জি। হুম, আ আচ্ছা।